আমি না ইদানিং কাল একটা বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত। সেটা হচ্ছে গিয়ে আমার ভার্সিটি লাইফ একদমই শেষের দিকে। মানে একদম ফাইনাল সেমিস্টার যেটাকে বলে। তো শেষ হওয়া সত্ত্বেও আমি কিছু বুঝতেছি না। যে, আমি এরপরে করবটা কি? মানি আমার ফিউচার এ আসলে চাকরি-বাকরির ক্ষেত্রে কি করা উচিত? যেমন ধরেন আমি স্কুল থাকতে আমি চিন্তা করেছি একটা। স্কুলের আগে অবশ্য আমি মাদ্রাসায়ও পড়েছি। তো তখন আমি চিন্তা করতাম যে, আমি হ হয়তো বড় হয়ে কোন ভালো হুজুরনী যেটা বলে সেটা হব। কিন্তু সেটা আর হয়ে উঠেনি। আ পরে দেখলাম যে, আমি আসলে কিছুই পারি না। মানি আরবিতে তেমন কিছুই পারি না। এরপরে হচ্ছে গিয়ে আমি স্কুলে শিফট করে আমাকে। স্কুলে শিফট করার পরে তখন ভাবতাম যে, আমি বড় হয়ে একটা ডাক্তার হবো। কিন্তু এরপর দেখা গেল যে, আমি ম্যাথেই ভালো পারি না। আচ্ছা, ঠিক আছে। সেটাও গেল। তো আমি নিলাম আ ব্যবসায় রিলেটেড আ হচ্ছে গিয়ে বিষয়। তো নেওয়ার পরে হচ্ছে গিয়ে ভাবলাম যে, আমি বড় হয়ে একটা ভালো ফিন্যান্স রিলেটেড কাজ করব। কিন্তু তারপরে দেখলাম ঐ যে বললাম যা স্কুল লাইফ থেকে তেমন ম্যাথে আমি কাঁচা। দেখি ফিন্যান্স এর ডাটা উল্টাপাল্টা উঠাই। তো এইভাবে আমার ফিন্যান্স টাও মেজর নেয়া হলো না। তো এখন আহ আপাতত আমি HRM নিয়ে পড়তেছি। কিন্তু <smacks lips> আসলে আমি কোথাও থেকে কোন সাপোর্ট ও পাচ্ছি না। আমার বাবা মাও বিশ্বাস করছে না, যে আমি ভালো কোন রেজাল্ট নিয়েও বের হবো, আ বা বড় হয়ে কিছু করতেও পারব। মানি এভাবেই আমি আসলে লক্ষ্যটা সেট করতে পারছি না।
হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। ওকে। ওকে। হুম। হুম। আচ্ছা। ওকে। বুঝতে পেরেছি। আসলে এ মানে আপনার যে, স্টেজটা অনেকেরি কিন্তু এই ধরনের স্টেজে পড়ে আ এবং অনেকে আসলে এরকম ধরনের আম আপনার ইনডিসিশন এ ভোগে। তো এই জিনিসটা একটু স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি একটু চেষ্টা করলে কিন্তু কনফিডেন্ট নিয়ে আসতে পারবেন। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে এখন তো HRM নিয়ে পড়ছেন, আপনি বললেন। আ মানে আপনি আসলে পিওপলস ম্যানেজমেন্ট কাইন্ড ওএফ আপনি আসলে আ এমপ্লয়ি দেরকে মেনেজ করবেন। কিন্তু আপনার আম এই জিনিসটা কি আসলে পছন্দের? মানে আপনি যে সামনে লক্ষে যাবেন, আপনার কি আসলে মনে হয় যে, আপনি মানুষদেরকে এভাবে, বা এমপ্লয়ি দেরকে নিয়ে কাজ করবেন? এটা কি আপনার ভালো লাগে?
হু, হু। হ্যাঁ, লিড আমি ক আ কিছুটা করতে পারি। মানে হচ্ছে গিয়ে, যেমন আ কলেজ লাইফে হচ্ছে গিয়ে, আমাদের অনেক প্রজেক্ট দিত। গ্রুপ প্রজেক্ট দিত। দেখা যেত যে, গ্রুপের বাকিরা অনেক সময় কাজ করতো না। এই কারণ সেই কারণ। তো বললেই, আমি দেখা যেত পুরোটা কাজ করে দিতাম। তাদেরকে লিড করতাম যে, হচ্ছে কি, কিভাবে, কিভাবে তারা আ মানে থাকতে পারবে। মানে তারা তো কোন কাজ করেনি, বাট তারপরও কিছু তো একটা বলা লাগবে, টিচারদেরকে যে না, "এটা এভাবে, এভাবে আমরা কাজ করেছি।" তো সেগুলো পর্যন্ত আমি শিখিয়ে দিতাম। এরপর দেখা যেত যে, হচ্ছে গিয়ে কোন আ প্রেজেন্টেশন যেটাকে বলে থাকে। তখন হচ্ছে গিয়ে তারা কথা বলতে অনেক ভয় পেত, বা অনেক সময় বলত যে, "না আমরা দিবই না।" পুরোপুরি মানি বাদ হয়ে যেত। এরকম টাইপের ছিল ওরা। তো তাদেরকে সাহস বাড়াতেও আমি অনেকটাই হেল্প করেছি। আ দেখা যেত যে, তারা হচ্ছে গিয়ে স্টেজে উঠতেই ভয় পেত। তো তখন দেখা গেসে এ আ আমি এমনভাবে ওদের কনফিডেন্স বে বাড়িয়েছি। এখন তারা উল্টা আমার থেকে ভালো পারছে। তো এই হিসাবে আমি বলা যায় যে, আমি মেনেজ ভালোই করতে পারবো, যদি HRM টা চুস করি। কিন্তু আবার সমস্যাও আছে। আ যদি দেখা যায় যে, হচ্ছে গিয়ে, জ যেমন টিমে তো আর সব আমার সমবয়সী থাকবে না। কিছু থাকবে বড়, কিছু থাকবে ছোট, কিছু থাকবে এমন সিনিয়র যা যাদের সাথে হয়তোবা কথা বলতেই ভয় লাগবে। তখন আমি আসলে কি আদৌ চাকরির ক্ষেত্রে কি আ ভাল মত পারব? কারণ দেখা যায় যে, আ আমার ফ্যামিলি তে যেমন অনেক বয়স্ক কিছু লোকজন আছে, যারা হচ্ছে গিয়ে আ আমার সাথে কথা বলতে আসলে, তাদের সাথে কথা বলতে, আমি কোন কমফোর্টি পাই না। মানে কথা বলতে ইচ্ছাই করে না। যেমন আ গত মাসেই ধরেন হচ্ছে গিয়ে আমার একটা ফুফা, দূরসম্পর্কের ফুফা এসেছিলেন। সে হচ্ছে গিয়ে তাদের নানা বিষয়ে কথাবার্তা বলতেসিলেন। তো তখন আমাকেও তার সাথে কথা বলতে বলল, কিন্তু আমি কি বা কথা বলব? কেনই বা কথা বলব? এসব চিন্তাধারায় আমি তার সাথে কথাই বলিনি। তারও মন খারাপ হয়ে গেল। তো এজন্য আমার বাবা বলছে যে, আমি বড় হয়ে কি বা HRM নিয়ে পড়ে, কি বা করব? আমি তো বড়দের সাথে ঠিক মা ঠাক মত কথাই বলতে পারি না। আর আমার কোম্পানিতে তো সব আ ছোটরা থাকবেও না। তো এজন্য সে বলল যে, না আমি কিছুই বড় হয়ে করতে পারব না। হয়তোবা সে রাগের কারণে বলেছে কিন্তু তাও তো এই মন তো ভেঙেই গেছে না? তখন আমি আসলে এটাও কি করতে পারব কিনা? আমি নিজেই বুঝতেসি না।
আচ্ছা। হ্যাঁ। রাইট। হুম। আচ্ছা, আচ্ছা। হু। জ্বী। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। ওকে। ওহ! উ হু। হু। আচ্ছা। উব বুঝতে পেরেছি। আসলে আপনি এই ই মানে ফ্যামিলি থেকে যে কথাটা শুনেছেন এতে একটু স্যাড ফিল হচ্ছে আপনার কাছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনি কিন্তু আলরেডি একটা লিডারশিপ স্কিল দেখাচ্ছেন যেটা কিন্তু অত্যন্ত দারুণ একটা দক্ষতা। যেটা কিন্তু সত্যিই আপনার আছে এবং আপনি পারবেন সত্যিই। কারণ আপনি আ যেহেতু স্কুল কলেজ লাইফ এরকম লিডারশিপ বিভিন্ন করেছেন। এটা কিন্তু আপনার এইচআরএম জবের জন্য বা এই ফিল্ডে যদি আপনি যান, খুব দারুণ একটা স্কিল। এই কাজটা অনেক কাজে লাগে। তো আপনি আসলে আ যখন এই আ <smacks lips> আপনার ভার্সিটির বিভিন্ন প্রজেক্ট করছেন, এখানে কি আপনার এরকম কোনো লিড দেয়া হয়? বা আপনার যে গ্রুপ পার্টনার থাকে অনেক সময় তো প্রেজেন্টেশন বা প্রজেক্ট করতে হয়। তাদের মধ্যে আপনার ভূমিকাগুলো কেমন?
ওই কলেজের মতোই আসলে এই ভার্সিটি লাইফেরও ভূমিকা। মানি আ ভার্সিটি লাইফেও তো আমাদের প্রায় সমবয়সী। হ্যাঁ, কিছু, কিছু আছে যে কিছু বয়সের বড় কিন্তু আমার থেকে ১০-১২ বছরের বড় এমন তো না তারা। তো ২-৩ বছরের বড় পর্যন্ত আমি ইজিলি কথা বলতে পারি। কিন্তু এর বেশি হলে না কেমন জানি একটু ভয়, ভয় লাগে। মানি আর এইচআরএম নিয়ে যদি জব জি জবে আমি ঢুকি, তাহলে তো ঐটা তো আর সম ছোট সময়ের না। ওটা তো অনেক অনেকটা সময় ধরে আমার ওই কাজটা করা লাগবে। তো তখন কি আমি আদো পারব কিনা? নাকি তখন সেটাও ছেড়ে দিতে হবে? নাকি এখন থেকেই আমার অন্য কোনো লক্ষ্য সেট করা উচিত? আ এছাড়া আমি পাশাপাশি আসলে আমার আম সোশ্যাল রিলেটেড আ যেমন ধরেন কাউকে সাহায্য করা, সোশ্যাল ওয়েলফেয়ার যেটাকে বলে। ওরকম কাজ করতেও ভালো লাগে কিন্তু এইচআরএম এর মতো তেমন একটা ভালো লাগে না। তো আমি কি আসলে লক্ষ্যটা কি এইচআরএম দিকেই সেট করব? নাকি অন্যদিকে ঘুরিয়ে ফেলবো? নাকি ও আমার বাবা বললো যে হচ্ছে গিয়ে যদি আমি এসবে না পারি তাহলে হচ্ছে গিয়ে একটা মুদি দোকান দিতে। যদিও আমার তা নিয়ে কোনো ইচ্ছা নেই। আর
হুম, হুম। রাইট। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। <smacks lips> ওকে। হুম, হুম। <smacks lips> আচ্ছা।
আমার এই মানে লক্ষ্যটার দিকে যেতে হলে আসলে আমার কি, কি করা উচিত? মানে আমার শুধুমাত্র যদিও একটা জিনিসই আমার মনে হয় আমি পিছিয়ে আছি। কিন্তু আরো তো কিছু থাকতে পারে। মানে কিছুটা বলা যায় এখনো ধোঁয়াশার মধ্যে আছি। মানে বুঝে উঠতে পারতেসি না যে, কি, কি বিষয় আমার এখন দেখা উচিত। আ future এ ঠিকঠাক মতো আমার কাজগুলো complete করার জন্য আরকি।
উ হুম। আচ্ছা। হুম। জ্বী, আমি বুঝতে পেরেছি। আসলে আপনার কাছে এখন আ ultimately কিন্তু অনেকগুলো option আছে। আ আপনার বাবা যেটা বলেছেন মুদি দোকান দেয়ার কথা, এটাও কিন্তু আসলে বেশ ভালো একটা ব্যাপার। আম কারণ মুদি দোকান দিয়ে আপনি ছোট উদ্যোক্তা থেকে কিন্তু অনেক বড় পর্যায়ে যেতে পারবেন। যদিও আপনার মূল টার্গেট আপনি যেহেতু আসলে পড়াশোনা করছেন HRM নিয়ে। তো এখান থেকে কিন্তু আপনি already অনেক তথ্যিও তথ্যগুলো আসলে জেনে ফেলেছেন। তাছাড়া আপনার বিভিন্ন ধরনের group activity এর মধ্যেও আপনি খুব দারুণ ভূমিকা পালন করছেন। যেটা আপনি বললেন আরকি। যে, আপনার team management বা actually কিভাবে আপনার মানুষের সাথে কথা বলতে হয়। কারণ আপনাদের course এর মধ্যে কিন্তু এরকম communication skills তারপরে আপনি যেটাতে already জানেন leadership skills সেটাও কিন্তু আপনার ঝালিয়ে নেওয়ার সুযোগটা আছে। তো আপনার আম যেটা আপনি বললেন, আপনার আরেকটা জিনিস ভালো লাগে। যেটা social work। জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো একটা কাজ এবং খুব ভালো আপনার job sector ও কিন্তু আছে এর মধ্যে। বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি আপনার NGO সংস্থাগুলো যেগুলো আছে। এখানেও কিন্তু আসলে জবের খুব ভালো দক্ষতা আপনি ওখান থেকে নিতে পারেন বা carrier field টাও খুব ভালো কিন্তু আপনি কি একটা জিনিস try করতে পারেন? আ আপনি কি আসলে কখনো কোন internship করে দেখেছেন বা কোন অফিসে কোন part time work করে দেখেছেন? এটা কিন্তু ভালো একটা option হতে পারে।
না। আমি আসলে এখনো করিনি। আ কিন্তু ভাবছি যে করা দরকার। তো এইজন্য কি, কি পদক্ষেপ আসলে আমি নিতে পারি? যেদা আ মাইন্ডটাকে কিভাবে সেট করতে পারি? যে আ মানে এখন তো পড়ালেখা নিয়েই বিজি। আ তো আবার হচ্ছে গিয়ে ওদিক দিয়ে দেখা যাচ্ছে পরিবারও আমাকে সাপোর্ট দিচ্ছে না। তো আমি যদি ইন্টার্নশিপে ঢুকি তখন কি তারা আমাকে সাপোর্ট দিবে?
হুম। আচ্ছা। হুম। জি। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে যেটা হবে আপনার প্যারেন্টস এর সাথে অবশ্যই আপনি ফ্র্যাঙ্কলি কথা বলবেন। খোলামেলা আলোচনা করলে অনেক সময় কিন্তু বুঝাতে সুবিধা হয়। তো আপনি যখন ইন্টার্নশিপটা করবেন, দেখা যাবে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে পারছেন। এবং হাতে কলমে অনেক শিক্ষা নিতে পারছেন। স্পেশালি আপনি যদি এখন থেকেই কোনো একটা অফিস এরকম এইচআরএম রিলেটেড আ কোনো একটা পার্ট-টাইম জব বা অ্যাকচুয়াল যারা এইচআর ম্যানেজার আছে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আপনি কোনোভাবে কাজ করতে পারেন। সেটা হোক পেইড হোক আনপেইড কোনো কিছু না। আপনি সেখান থেকে কিন্তু অনেক বাস্তব শিক্ষা গ্রহণ করতে পারবেন। তখন কিন্তু আপনি ডিসিশনও নিতে পারবেন। যে অ্যাকচুয়ালি আপনার এরকম এইচআরএম রিলেটেড জব গুলো আসলে ভালো লাগছে কিনা। তারপর কিন্তু আপনি আপনার মূল ডিসিশন নিতে আপনার সুবিধা হবে। যে আসলেই আপনার এইচআরএম লক্ষ্য কিনা। হ্যাঁ? আর আপনার প্যারেন্টস যখন দেখবে যে আপনি ওখানে গিয়ে ভালো কিছু করছেন এবং আপনি অনেক ফোকাসড এইচআরএম রিলেটেড। তখন কিন্তু তারাও অনেক আত্মবিশ্বাস ফিল করবে। যে না, তাদের মেয়েটা আসলে এরকম ধরনের কাজের দিকে আসলে মনোযোগ দিচ্ছে। এবং খুব ভালো করছে। আর আপনি যখন এরকম স্কিলড হয়ে যাবেন। তখন কিন্তু আপনি বড় যে সকল কর্পোরেট অফিসগুলো আছে, সেখানেও কিন্তু আপনার এইযে ইন্টার্নশিপটা এটার জব এক্সপেরিয়েন্স হিসেবে দেখিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে নতুন জবে এপ্লাই করতে পারবেন। যেটা আপনার ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকার দেবে। কেমন মনে হয় আপনার কাছে আইডিয়াটা?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমার এখন হাতে কলমে কাজ করা উচিত। অর্থাৎ হচ্ছে গিয়ে internship এ ঢুকে তারপর দেখা উচিত। যে, হচ্ছে গিয়ে আদৌ কি আমি এ অ্যা লক্ষ্য হিসাবে HRM কি আ রাখতে পারব কিনা? আপনি ভালোই advice দিয়েছেন। আমি দেখি এগুলো follow করে আমি আ মানসিক দিক দিয়ে সবকিছু ঠিকঠাক করতে পারি কিনা। আর পরিবারের নাম
হুম। জি। হুম। আর এর আগে কি আপনার
অ্যা ঠিক করতে পারি কিনা। কাজে, হুম।
জি। আ এর আগে কি আপনার কোন voluntary work করা হয়েছে? কোন জায়গায় স্বেচ্ছাসেবক ভাবে আপনি কাজ করে দেখেছেন কখনো?
আসলে না। But আ চেষ্টা করেছিলাম যাওয়ার। কিন্তু ওই আর যাওয়া হয়ে ওঠে নাই।
হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আপনি যেটা করতে পারেন, internship এর পাশাপাশি আপনি কিন্তু weekend এ যদি আপনি দেখেন আপনার free time থাকছে। এ atleast আপনার যদি শুক্রবারে, শনিবারে যখন ভার্সিটি বন্ধ থাকে, আপনি যদি ওই ২ দিনের কোন ১ টা দিন এরকম সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে একটু অংশগ্রহণ করেন। তাহলে কিন্তু আপনার এই যে, সাম স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা বা অন্যান্য সামাজিক সংগঠনগুলো আছে, সেখানে কাজ করার যে, আসল কি মজা বা সেটা আপনার ভালো লাগছে কিনা সেটাও কিন্তু আপনি find out করতে পারবেন।
হুম, <smacks lips> আপনি ঠিকই বলেছেন। আসলে আমার ২ দিকটাই দেখা উচিত। এ কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা একটু কম। আর সেদিকেই আগানো উচিত। ধন্যবাদ আপনি আম আমাকে এতটা সাহায্য করার জন্য।
জি। উম। উহুম, কোন সমস্যা নেই। আশা করি আপনি আপনার লক্ষ্যে সত্যিই পৌঁছাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।